আচ্ছা, এই পদ্ধতিগুলো মূলত অ্যা ব্যবহার ১ বার করা হয়েছিল। হয়নি বলবো না। কিন্তু হয়েছে কি? যে ধরেন প্রয়োজনের সময় আমরা দেখি যে ফুটেজগুলো সেভ হয় না। আমরা আসলে জানি না এটা হয়তোবা আমাদের মানে জ্ঞানের অভাব বা, আমরা হয়তোবা ভুলভাল জায়গা থেকে লাগিয়েছি, এজন্য হতে পারে। তো এইজন্য আসলে বলতে পারেন যে মানে, বাবা আরকি মানে ওইহ ওইগুলোতে আমরা আসলে খুব একটা ইয়ে ক তবে, হ্যাঁ, আপনি এটা ঠিক বলেছেন। আমার মনে হয় হ্যাঁ, এই বিষয়গুলোতেও যদি একটু গুরুত্ব দেওয়া যায়, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে কি ধরেন আমরা যদি দোকানে বসি না, তখন কাস্টমাররা দেখবেন যে অনেক সময় অ্যা আমাদের মূলত একটা কাপড়ের দোকান। তো কাস্টমাররা হয় না, ওইযে অনেক সময় আপনার জামাকাপড় দেখতে চায়। তো স্টাফগুলা দেখা যায় অনেক সময় বিরক্তি হয়ে যায়, ঠিক আছে। এখন কাস্টমাররা তো দেখবেই স্বাভাবিক। ২০ টা দেখে না নিলেও এটা তার ইচ্ছা, তাই না? কিন্তু তাকে তো দেখাতে হবে। তো দেখা গেলো কি? ওরা না কনভিন্স করতে চায় না আমরা না থাকলে। তা এই জায়গা থেকেও মনে করেন যে লাইভ থাকা যে, না, তুমি কাস্টমার কে কিভাবে মানে আমরা থাকলে আবার সবাই ঠিকঠাক। তবে হ্যাঁ, আপনি যেভাবে বললেন আমি চেষ্টা করবো। সিসিটিভি ক্যামেরাটাও আমার আসলে আমার মনে হচ্ছে, হ্যাঁ, এটা লাগালেও ভালো। আ দেখা গেল যে অ্যা অ্যা একটা নজরদারির মধ্যে তো থাকা যায়। পাশাপাশি এ ছোট ভাইয়ের কথা বললাম আসলে হু।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, জি। জি, জি। একদম, একদম। অবশ্যই, অবশ্যই। জি, একদম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সচেতন থাকে। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি আপনার পক্ষে যদি সম্ভব হয়, আপনি দোকানের ভিতরে ২০ টি বা ২৫ টি হলেও ক্যামেরা আমি বলবো ব্যয় করেন। কারণ হচ্ছে এটার মাধ্যমে হবে কি? তারা ঠিকমতো দেখাচ্ছে কিনা আপনি কিন্তু বাসায় শুয়ে, শুয়েই দেখতে পারছেন এবং আপনার ছোট ভাইটাকে যদি আপনে নিয়োগ করে দেন ওখানে, তখন কিন্তু তারও একটা ব্যবসায়িক যে একটা চিন্তা ধারণা, সেটা কিন্তু গড়ে উঠবে। তখন দেখা যাবে এইযে পরিবারের পরম্পরাটা, এই যে বাবার থেকে আপনি আপনার ঘাড়ে নিয়েছেন, ওখান থেকে ছোট ভাইয়ের ঘাড়ে নিয়েছেন, তখন দেখা যাবে সবাই একত্রিত হয়ে না একটা সুন্দর সমাধানে আসাটা সম্ভব। এরকম করে ভেবে দেখেছেন কি?
আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, সেটাও ঠিক। জি। জি। হ্যাঁ। জি। হ্যাঁ। বুঝতে পেরেছি। না, আপনি কিন্তু খুব সুন্দর কথা বলেছেন। আসলে দেখুন মানে যদিও আমাদের মানে বাবার না কখনো ইচ্ছে ছিল না আমাদের ব্যবসা করবে। কিন্তু আমি না ব্যবসা করে বেশ বলতে পারেন যে মজা পেয়ে গিয়েছি। মানে ব্যবসা করতে ভালো লাগে। তবে ঐযে একটু চাপের মধ্যে দিয়ে তবে আমার মনে হয় যে আমরা যদি একটু নিজেদের মধ্যে সামঞ্জস্য করে নেই, তাহলে চাপটাও কমে আসবে। যেমন আমার ছোট ভাই ধরেন অ্যা দুপুরে ১২ টার দিকে ওর কলেজ। তো দেখা গেল ও যদি সকালবেলা কিছুটা সময় ওখানে দেয়, তখন কিন্তু ওইযে সকালবেলা যাওয়ার চাপটা আমার থাকে না। মানে আমাদেরও আমারও কিন্তু কাজ নেই। আমার জাস্ট যেয়ে বসে থাকা হ্যাঁ, অ খুব ভালো লাগলো আপনার এইযে আপনি অ্যা চমৎকার কিছু পরামর্শ দিলেন। এখন মনে হচ্ছে আমার উদ্বিগ্নগুলো কেটে গেল এবং আপনি যেগুলো বললেন, আমার মনে হচ্ছে এগুলো যদি আমি কাজে লাগাই, ভালো কোন ফলাফল হবে। তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দেওয়ার জন্য।
একদম, একদম। একদম। হ্যাঁ, হ্যাঁ, আপনে ঘুমের থেকে উঠে খেতে পারলেন। জি, জি, জি। জি, জি, জি। একদম।